আ বাহিরের দেশে অন্যভাবে চলছে। কিন্তু বাংলাদেশে তো এভাবে চলছে না। আরেকটা জিনিস হচ্ছে যে, আমি আমার মু মানে শিশু বয়স থেকে আমার যদি বাচ্চাকে যদি এরকম করে বড় না করি যে আমার আমি বাবা-মা হিসেবেও আমার কিছু দায়িত্বও আসছে, আর তুমি সন্তান হিসেবেও তোমার বাবা-মায়ের কথা তোমাকে শুনতে হবে। বাট ইটস নট এবাউট যে সব কথা শুনতে হবে বা সবকিছু উম মেনে চলতে হবে। ভালো জিনিসগুলো তাদেরকে যে বুঝ হ্যাঁ, বাউন্ডারি আছে যে, আ তবে হ্যাঁ, এক্সপ্লোর করতে দিতে হবে তাদেরকে। হ্যাঁ? যে আ তারা কিছু একটা নিয়ে থাকে না। ছোটবেলায় অনেক কিছু আমরা মিস আপ করে ফেলতাম বা মাটি-টাটি বা যেটাই হোক না কেনো তাদের এই জিনিসটা সুদু সুযোগ দিতে হবে। হ্যাঁ, যে সে করুক, সে বুঝুক, সে যে দুনিয়াটাকে দেখুক। হ্যাঁ? তো এর মধ্যে অবশ্যই বাবা-মায়ের একটা আ কি বলবো? বড় একটা রোল থাকতে হবে যে আমি তাকে সঠিক পথটাতে নিয়ে যাবো।
হুম। জি। হুম। উম জি। হু, হুম। শুনতে হবে, হুম। সবকিছুর একটা বাউন্ডারি আরকি সেট করতে হবে না যে না আচ্ছা। জি। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেগুলা তাদেরকে করতে দিতে হবে। যে, "ক করো কিছু হবে না।" আচ্ছা। জি। হয়তো দেখিয়ে দিবো এবং এরপরে সে আসলে হাত ধরে যেইখানে যেটা ঠিক জি।
হ্যাঁ। হাত ধরে যে হাঁটবে। পরবর্তীতে যে ডিসিশন নেওয়া ২০-২৫ বছরে যে সেটা ডিফারেন্ট। কিন্তু তবুও বাবা-মায়ের কাছে সন্তান সবসময়ই সন্তান হ্যাঁ।
জি। হুম। সবসময়ই সন্তান তা তো অবশ্যই। কিন্তু আসলে এই যে ১ম- ১ম যে এই যে ১৮ বছর বা ধরেন ২৫-২০ বছর ২২ বছর যেটাই বলেন সেটা আসলে পাপা-মা স সবসময় চেয়েই থাকে স্বভাবত যে না যেভাবে তারা চাচ্ছে সেভাবে যাতে আসলে বাচ্চাটা বড় হয় বা ভালো ভালো কিছু করে। তো শেষ উম শেষে হচ্ছে যেটা বললেন যে স্বাধীনতা মানে এটা না যে তাকে একদম কোনো ধরনের বাউন্ডারি থাকবে না জি। তো আপনি আসলে আপনার সন্তানের মধ্যে একটা ভালো প্যারেন্ট হিসেবে, হ্যাঁ? কোন গুণটা আসলে সব দেখতে চান বা অবশ্যই আপনে চেষ্টা করবেন তার ভেতর যেন সেই গুণটা আপনি গেঁথে দিতে পারেন? সেটা যদি বলতে পা বলতে চান।
এটা ২০ বছর হোক ২৫ বছর হোক। হুম, হুম। হুম, হুম, হুম, হুম, হুম। সবকিছু হ্যাঁ, এলাউ করব হুম। হুম, হুম।